হ্যাঁ, আসলে ছোট, ছোট ধাপ নিয়েই আমার ব্যক্তিগত বিশ্বাস পৌঁছাতে হয়। সেক্ষেত্রে আমার আ ১ম, লক্ষ্যই ছিল এবং সেটা লিখিত লিখেছিলাম ডাইরিতে যে, উম নিজের পরিচয়ে পরিচিত হবো। কারোর কেয়ার করব না। <chuckles> এটা দিয়েই আমার অ্যা তখন যে, কি হব না হব সেটা না। খালি নিজের পায়ে দাঁড়াবো নিজের একটা পরিচয় হবে। হ্যাঁ, আর নিজের নামেই সবাই চিনবে। এই লক্ষ্যটা ছিল আমার।।
জি, জি। বাহ! চমৎকার! হু, হু, হুম। বাহ! বাস! চমৎকার না এই লক্ষ্য কি আপনার জন্য কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ আসলে মনে করেছিলেন আপনি?
সেটা যে, কেন তখন করেছিলাম তা তখন বুঝিনি। কিন্তু এখন না শুরুর দিকে বুঝিনি। হ্যাঁ, না, কারণ এখন মনে হয় যে, ওইগুলোই ছিলো কারণ আমি যেই স্কুল কলেজে পড়তাম সেগুলো সবই গার্লস কলেজ, গার্লস স্কুল এবং সেখানে টিচাররাও মেক্সিমামই হচ্ছে সবাই মহিলা ছিলেন। এটা একটা আমার মনে হয় অবচেতনে আমার উপরে প্রভাব ফেলতে পারে, আমার মাও ছিলেন তার মধ্যে, মার স্কুলেই আমি পড়েছি। হ্যাঁ, তো মাকে দেখেই হয়তো অনুপ্রেরণা আসতে পারে যে, মায়ের মতো আমারও নি নিজের পরিচয়ে পরিচিত হতে হবে। হতে পারে সেটাও একটা কারণ অ্যা
মানে শুরুর দিকে বুঝতে পারেননি। সেটা শুধু লক্ষ্যই ছিল, তাই তো? আচ্ছা, আচ্ছা। জি, জি। মহিলা ছিলেন আচ্ছা বেশ! আচ্ছা, আচ্ছা। আচ্ছা এটা চমৎকার! বেশ, চমৎকার! না, <chuckles> না দুর্দান্ত বলছিলেন এবং আপনার চিন্তা চেতনাও বেশ উন্নত। আপনি নিজের পরিচয়ে পরিচিত হবেন। এই লক্ষ্যকে তাড়া করতে গিয়ে যে, আ আপনি নিজেকে পরিচালিত করেছেন। আপনি যেমনটি বলছিলেন, যে, আপনার মা হচ্ছে স্কুলের একজন শিক্ষিকা এবং সি মাকে অনু দেখে অনুপ্রাণিত হয়েছিলেন আপনি। তো এই যে, লক্ষ্যটাতে পৌঁছতে গিয়ে যে, ছোট, ছোট ধাপের কথা বলছিলাম আমারা, ছোট, ছোট ধাপগুলো আসলে আপনার কি ছিল ১ম, এর দিকে?
অ্যা থ্যাংক ইউ। জি, জি। জি। জি, জি। হু, হু, হু, হুম। ১ম, দিকে ছোট ধাপ হচ্ছে যে, অ্যা পরীক্ষায় ভালো রেজাল্ট করা মানে ১ম, হওয়া। ফাইনাল পরীক্ষায়। কিন্তু ফাইনাল পরীক্ষায় ১ম, হতে গেলে তো আমার তার ব সারা বছর ধরেই তার একটা ধারাবাহিকতা রাখতে হবে। সারা বছর পড়লাম না, শুধু পরীক্ষার আগে পড়লাম। হ্যাঁ, এরকম করলে তো হবে না। তো সারা বছরই আমি একটা রুট একদমই রুটিন মাফিক ভালো ছাত্রী যেটা বলতো সেটা ভালো শান্তশিষ্ট টাইপেরই ছিলাম। আমি খুব চঞ্চল ছিলাম না কখনো।
আচ্ছা, আচ্ছা, বাহ! জি, জি। জি, জি। বেশ চমৎকার! উহু।
এটা এক করে এই পড়াশোনাটা যে, দিনে রুটিন মাফিক করা একদমই। যে, স্কুলের পড়া যেটা থাকতো সেটা একদমই কমপ্লিট না করে। এবং আমার থেকে বেশি নম্বর কেউ পাবে, এটা তো আমি ভাবতেই পারতাম না স্কুল লাইফটাতে।
হু, আচ্ছা। মানে মনের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল আপনার যে, ১ম, এর দিকে যাবেন। জি, জি।
একদম, একদম।